সম্প্রতি আমি আসলে বেশ কিছু বিষয় নিয়ে ইদানীং একটু খারাপ লাগার ভেতর থেকেই আসলে আমার দিনগুলো পার হচ্ছে। কী করব না করব, কিছুই আসলে বুঝতে পারছি না। সবসময় কেন জানি না একটু খারাপ লাগাই নিজের ভেতরে কাজ করে। শুধু যে খারাপ লাগা তা কিন্তু না। সেই সাথে অ্যা এমনও আসলে কাজ করে যে অ্যা মানে মন খারাপ। সেটা হচ্ছে দিনের শুরু বলি বা রাতের শেষ যাই বলি না কেন, অ সবসময় একটা আলাদা হতাশা, একটা মন খারাপ এটা কেন জানি না আসলে লেগেই থাকে নিজের সাথে। বুঝতে পারছি না কেন এমন হচ্ছে, কী করা যায়?
আচ্ছা। হু, হুঁ। জি। বুঝতে পারছি। উম আসলে বোঝাই যাচ্ছে যে আপনি আ বেশ আ হতাশার ভিতর দিয়ে সময় কাটাচ্ছেন এবং আপনার বেশ মন খারাপ। তো এইটার পিছনে কি কোনো কারণ থাকতে পারে? মানে আপনি কি আসলে আ কোনো বিষয়টা ভেবে দেখেছেন যে কি কারণে এরকম মন খারাপ হচ্ছে বা হতাশ লাগছে?
আ হ্যাঁ একদম। আ আমি আসলে আ এই কারণটা ভেবে দেখেছি বা বুঝতেও পেরেছি। আ আমি আসলে আ সম্প্রতি আ বেশ কিছুদিন হলো আ বেশ কিছুদিন বলতে বেশ কয়েক মাস আমার কিন্তু আসলে এ নতুন জীবন বলি বা নতুন সংসার সেটা কিন্তু শুরু হয়েছে। তো যেহেতু আসলে নতুন সংসার শুরু করেছি এবং আ সংসারে কে কিন্তু আমার কোনো অভিজ্ঞতাও সেরকম একটা নেই। তো সেক্ষেত্রে দৈনিক আমার আসলে যে সমস্যাগুলো হচ্ছে যে বাজেট পরিকল্পনা। আমি আসলে একটা জিনিস আ বুঝতে পারছিনা যে মাসিক যে বাজেট অথবা আ সাপ্তাহিক বাজেটই বলি, সেটা আসলে কিভাবে পরিকল্পনা করব। কারণ আমার হাসব্যান্ড কিন্তু আমাকে আ প্রত্যেক মাসেরই একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। এবং বলে যে এই অ্যামাউন্টটা দিয়ে হচ্ছে তুমি আ টোটালি এক মাসের বাজারঘাট যা, যা লাগে সবকিছু একবারে করে আনবা। তো সেক্ষেত্রে আমি কেন জানি না মানে এ্যা উম অনেক সময় এরকম হয় যে এ্যা মাংসের কথাই যদি বলি। সেটা দেখা যাচ্ছে যে এ্যা ৪-৫ কেজি কিনে ফেললাম। আ মুরগির মাংস, গরুর মাংস এই ধরণের দেখা যাচ্ছে ২-৩ কেজি এ্যা মুরগির মাংস, ৪-৫ কেজি গরুর মাংস। আ তো এই ধরণের কিনে ফেললাম সবজি দেখা যাচ্ছে যে কম কিনলাম। তো তারপরে কি হয় যে আমার আ মানে হাতে এতটাই আসলে এ শর্ট টাকা থাকে। যে সেক্ষেত্রে আসলে আমি মশলাপাতি বলি বা অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় এই সংসারে যেহেতু নতুন সংসার খুটিনাটি বিষয় কিন্তু লেগেই থাকে। কেনাকাটা সেটা হোক দেখা যাচ্ছে যে কোনো একটা বাটি কিনবো অথবা একটা আ তরকারি রান্না খাওয়ার জন্য একটা কড়াই ভালো লেগেছে সেই কড়াই কিনবো। চামিচ যাই বলি না কেন।
আচ্ছা। হু, হু। হু, হু, বুঝতে পারছি। হ্যাঁ। জ্বী। হুম। আচ্ছা। হু, হু। জ্বী।
এই ধরনের জিনিসগুলো কেনাকাটার জন্য কিন্তু আমার আর আ মানে হাতে টাকা থাকে না। কারণ আমার হাসব্যান্ড এর মানে মাসিক আ বাজার করার জন্য টাকা কিন্তু একবারে দিয়েই দেয়। তো সেক্ষেত্রে আ মানে সংসারের বাজেট পরিকল্পনাটা তো করতেই পারিনা এবং একটা, একটা হিমশিম খাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে যাই এবং না মানে হাসব্যান্ড আমাকে এটা বলার চেষ্টা করে যে, তুমি কি এমন বাজার করো আমি তো বুঝতে পারি না যে আ মানে এ্যা মাসিক যে টাকাটা দেই সেটা তুমি হচ্ছে আ মানে তোমার বাজেট পরিকল্পনায় আসে না। তুমি কি হচ্ছে ঠিকভাবে এ সবকিছু দেখে নাও না? এই ধরনের কথাও কিন্তু আমাকে আসলে শুনতে হয়। তো এটা নিয়েই আসলে খারাপ লাগা কাজ করছে যে যেহেতু নতুন সংসার এবং অভিজ্ঞতাও সেরকম নেই আমার। তো সেক্ষেত্রে আসলেও কেনাকাটার যে সমস্যাটা আমার ইদানিং শুরু হয়েছে। তো সেক্ষেত্রে আ বাজেট পরিকল্পনাটা আসলে কীভাবে করবো আমাকে যদি একটু বলতেন?
হুম। জ্বী। হুম, হুম। জ্বী। হ্যাঁ, নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনাকে একটা আ সমাধানে আনার জন্য। আ আসলে মনেই হচ্ছে আপনি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তার ভেতর পড়ে গিয়েছেন। যেহেতু আসলে একটা মা মাসিক একটা বাজেট আপনাদের ফিক্স থাকে এবং সেই বাজেটটা আসলে ছাড়িয়ে যাচ্ছে। তো এটা আসলে একটু হ হতাশাজনক বা দুঃখজনক এটা বুঝে বুঝতে পারছি আমি। তো আপনি কিন্তু চাইলে একটা আ এ্যা উ বাজেট ঠিক করতে পারেন যে আসলে আ কত টাকা কোথায় খরচ করবেন। সেটা যদি একটা তালিকার মধ্যে নিয়ে আসেন তাহলে কিন্তু দেখবেন যে আসলে মাস শেষে আপনার কিছু টাকা হয়তো সেভ হয়ে যাচ্ছে। বা অনেক সময় এইযে আপনি বলছিলেন যে আসলে দেখা যাচ্ছে মাংস কিনতে গেলে হয়তো বা একসাথে ৫-৭ কেজি কিনে ফেলছেন। তো এটা তো আসলে এতটারও প্রয়োজন নেই। তাই না? এমন তো না যে আসলে আপনি প্রতিদিনই মাংস খাচ্ছেন। তখন হয়তো এটার প্রয়োজন হত। তো আপনি যদি আসলে আ সেট করেন যে আসলে আ আ কোন সপ্তাহে কি, কি খাবার খাবেন, তারপর হচ্ছে কি, কি বাজার আসলে দরকার। তো সেভাবে যদি একটু পরিকল্পনা করেন এবং একটা তালিকা তৈরি করেন। এবং সেখানকার যে আসলে খরচটা, সম্ভাব্য খরচটা আসলে কত টাকা হতে পারে। এখন আপনি যদি ঐভাবে আর কি রুটিন একটা সেট করে নেন তালিকা একটা তৈরি করেন, তখন কিন্তু দেখবেন যে আসলে আপনি অতিরিক্ত কোন কেনাকাটা করছেন না। তো এই ব্যাপারটা আসলে আপনার কাছে কেমন লাগছে? চেষ্টা করে কি দেখা যায়?
হুম, হুম। হুম, হুম। উ হুম। আ হ্যাঁ আমার কাছে আসলেও আ এই ব্যাপারটা আ মনে হচ্ছে যে একটা কার্যকরী উপায় হিসেবে দাঁড়াবে। কারণ যেটা আসলে বললেন যে আ আমি কিন্তু মাংসটা একটু বেশি কিনে ফেলি। অ্যা মানে যেটা আসলে আমাদের দুজনের এ্যা জন্য কিন্তু অতটা লাগে না। আ যেমন হচ্ছে মাংসটা কিন্তু ৪-৫ কেজি গরুর মাংস কিনে ফেলি এদিকে মুরগি দেখা যাচ্ছে ২-৩ কেজি। তো সেক্ষেত্রে আমাদের দুজনের জন্য কিন্তু আ মানে হচ্ছে প্রত্যেক মাসে এতটা কিন্তু লাগে না। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে, অ্যা সবকিছু আসলে একটু মিলিয়ে ঝুলিয়ে বুঝে শুনে আসলে আ আ মানে কেনাকাটা করা আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা কার্যকরী উপায় হিসেবেই দাঁড়াবে। তো এক্ষেত্রে আমি আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে, উ এমন কি কোনো উপায় আছে বিশেষ করে কোনো কি রুটিন আছে যে, রুটিন মাফিক যদি আমি চলতে পারি তাহলে আমার বাজেট পরিকল্পনাটা আরো সুন্দর হবে? এরকম যদি কোনো কিছু থাকে বা বাজেট পরিকল্পনার জন্য যদি আর কোনো সুন্দর উপায় থাকে আমাকে যদি একটু বলতেন?
হুম। জি। বে হ্যাঁ। হু, হু। আচ্ছা। আসলে আ যেটা করতে পারেন যে আপনি আসলে প্রতি মাসে কী, কী, কেনাকাটা করবেন, সেটা যদি একটা লিস্ট একদম মাসের ১ম দিকে করে ফেলেন হ্যাঁ? তখন কিন্তু দেখা যাবে যে আসলে আপনার বাজেটটা কত সেটাও তো আপনার জানা আছে। এবং আ কত টাকা খরচ হতে পারে সেই যে একটা আ তুলনা সেটা কিন্তু আপনি করতে পারবেন এবং দেখবেন যে আসলে চাওয়া আর এইযে প্রয়োজন বা যেখানে একটা পার্থক্য থাকে, সেটা কিন্তু আসলে চলে আসবে যে আসলে কতটুকু খরচ করা দরকার, কি, কি, অপ্রয়োজনীয় খরচ করছেন, সে ব্যাপারটা কিন্তু তখন একদম চোখের সামনে এসে পড়বে। এবং যখন এটা আপনার আ চোখের সামনে থাকবে, তখন কিন্তু আপনে নিজে থেকেই দেখবেন যে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে একটু নিজেকে বিরত রাখছেন। তাছাড়াও আপনি চাইলে একটা অগ্রাধিকার সেট করতে পারেন যে আসলে আ অ অনেক সময় থাকে যে আসলে কিছু জিনিস একদম ম্যান্ডেটরি যেমন চালটা, তারপর ডাল, আলু, তরকারি এগুলো তো আসলে কিনতেই হবে। তো এছাড়াও আপনি মানে এগুলো যদি অগ্রাধিকার ভিত্তিতে রাখেন এর পাশাপাশি উম মানে মাছ, মাংস, সবজি এগুলোও যদি রাখেন, তখন দেখবেন যে আসলে আপনার বাজেটটাও ঠিকঠাক থাকবে। এবং পরিমাণটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেহেতু আপনারা দুজন মানুষ। কতটুকু পরিমাণ আপনাদের আসলে একটটা মাস চলতে লাগে, সেটা তো আসলে আপনার বুঝারই কথা। তো সেই পরিমাণটা সেট করেই কিন্তু আপনারা হচ্ছে আ ক্যালকুলেট করতে পারেন আসলে কত টাকা খরচ হচ্ছে আপনাদের। তো সেভাবে যদি একটু চেষ্টা করেন তো আমার মনে হচ্ছে এটা বেশ ভালো হবে। তাছাড়াও এখন কিন্তু দেখা যায় যে অনেক আ উম বড়, বড় সুপার শপ থাকে, যেখানে আসলে প্রত্যেকটা সপ্তাহে একটা ডিসকাউন্ট অফার চলে বিভিন্ন প্রোডাক্ট এর উপরে। বাই ওয়ান গেট ওয়ান থাকে, তারপরে হয়তোবা 25% ডিসকাউন্ট থাকে। তো চেষ্টা করবেন আসলে যখন ডিসকাউন্ট গুলো দিবে তখন একটু কেনাকাটা করার। তখন দেখা যাবে সেখান থেকেও কিছুটা টাকা কিন্তু আপনি সাশ্রয় করতে পারছেন।
হুম, হুম। হুম, হুম। উম হু। উম হুম। এ হ্যাঁ আমার আ নিজের কাছেই কেন জানি না আপনার কথা শুনে মনে হচ্ছে যে এভাবে কিন্তু আসলেও আ সাশ্রয়ী হয়ে উঠবে। বিশেষ করে আপনি যেটা বললেন যে হচ্ছে এই যে অ্যা মানে শুরুতেই যদি আমি অ্যা লিস্ট করে ফেলি যে কোনগুলো আমার লাগবে। বিশেষ করে চাল, ডাল তো mandatory, তেল এগুলো কিন্তু mandatory লাগবেই। তো সেক্ষেত্রে আর যেগুলো দেখা যাচ্ছে যে মাসিক ফুরিয়ে যাবে, আ সেগুলো কিনব এবং সেই সাথে দেখা যাচ্ছে যে যেগুলো আছেই, এ সেগুলো তাহলে না কিনে সেই টাকাটা আমি কিন্তু সেভিংস হিসেবেও রাখতে পারি। উম আপনার কথা শুনে কিন্তু আমার এটাই অ্যা মানে আসছে মাথায়। এবং সেই সাথে আ আপনি কিন্তু আরও একটা কথা বললেন যে মানে হচ্ছে অনলাইনে্র শপিং বা ডিসকাউন্টের কোনো ও মানে ব্যবহার আছে কিনা? তব তবে হ্যাঁ আ আমি আসলে যে মার্কেট থেকে আসলে কেনাকাটা করি, এখানে কিন্তু অবশ্যই আ মানে ডিসকাউন্ট এর যে বিষয় সেটা কিন্তু আছে। তো সেক্ষেত্রে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আসলেও আ মানে ডিসকাউন্টের ব্যবহারটা যদি আমি সে অ্যা করতে পারতাম, তো সেক্ষেত্রে হয়তোবা আমার টাকাটা কিন্তু অ বেশ অনেকাংশেই সেভিংস হতো। এবং সেই সাথে যে বাজেট আ পরিকল্পনাটা করছি, সেটাও করতে পারতাম। এবং এইযে কেনাকাটা নিয়ে একটা আ আ মানে সমস্যা বা হতাশা লেগেই থাকে, এই কেনাকাটাটাও কিন্তু আমি আসলে সঠিকভাবে করতে পারতাম। আমার আ নিজের কাছে আসলে এইরকম লাগছে। তো সেক্ষেত্রে আসলে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে এই যে বাজেট পরিকল্পনার ক্ষেত্রে
উ জি। হ্যাঁ। হ্যাঁ একদম। হু, হু। জী। হু, হু। জী একদম।
আর কি কোনো উপায় আছে যে অ্যা যেটাতে আসলে এই যে, যে খরচটা আমার বাঁচবে, যে হচ্ছে আমি যেটা বললাম যে ম্যা যে আগের মাসের দেখা আছে যে যেগুলো বেঁচে গেলো মশলা-টশলা, এই মাসে দেখা যাচ্ছে আর কেনা লাগছে না। বা হচ্ছে এইযে ডিসকাউন্ট অফার থেকে আমি যে টাকাগুলো বাঁচাবো, তো এইযে এই টাকা দিয়ে কি আমি আর কোনো বাজেট পরিকল্পনা করতে পারি? এটা যদি আমাকে একটু বলতেন?
হু। জি। হ্যাঁ। হুম নিশ্চয়ই। এই যে বেঁচে যাওয়া যে টাকাটা, সেটা কিন্তু চাইলে আপনি সঞ্চয় করতে পারেন। এবং আ সঞ্চয়ের পাশাপাশি কিন্তু আপনি চাইলে আপনার নিজেদের পছন্দের কিছু কিনতে পারেন। দেখা যায় না যে আসলে আ একা, একা থাকতে, থাকতে বা দেখা যাচ্ছে যে আ মানে একটা বিরক্তি লাগা কিন্তু চলে আসে। তো আপনার যদি পছন্দের কোনো কিছু থাকে যেমন অনেকে বই পড়তে ভালোবাসে, তো আপনি চাইলে কিন্তু বই কিনতে পারেন। মানে একটা টার্গেট রাখবেন যে আসলে আমি যদি প্রতি মাসে একটা minimum amount সেভ করতে পারি সেই টাকাটা দিয়ে আমি হয়তো নিজেকে একটু উপহার দিলাম। বা আপনার যে হাসব্যান্ড আসে আছে তার সাথে ও একটু উদযাপন করলেন। তো এইভাবে কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারেন। মানে কয়েকটু সঞ্চয় করলেন আর একটু এটার সাথে, সাথে একটু নিজেদের যে একটু বিনোদনের ব্যাপার সেটাও রাখছেন। তো এটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ কার্যকর হতে পারে আপনার জন্য।
হুম, হুম। হুম, হুম। হুম, হুম। আ হ্যাঁ আপনার কথা শুনে আমার নিজের কাছেও কেন জানিনা এরকমই মনে হচ্ছে যে এটা আসলেও একটা কার্যকরী উপায় হিসেবেই আমার জন্য দাঁড়াবে। যে যদি আসলে আমি, এই যে আপনি যেটা বললেন যে দৈনন্দিন জীবনে যে মানে হচ্ছে বাজেট পরিকল্পনার পরেও যে আসলে টাকাগুলো বাঁচবে ,সেগুলো দিয়েই দেখা যাচ্ছে যে হয় সঞ্চয়ও করতে পারি অথবা আ এইযে নিজেকেও কিছু না কিছু কেনাকাটা করতে পারি নিজের জন্য বা আমার যে জীবনসঙ্গী তার জন্যও দেখা যাচ্ছে যে কোনো উপহার কিনতে পারি। সেটাতে সেও খুশি হয়ে যাবে, আবার নিজের জন্য কিছু কিনলে সেটাও আরকি মানে নিজের কাছেই ভালো লাগবে। এবং সেই সাথে কিন্তু বললেন যে মাসিক বাজারের যে লিস্টটা করার কথা। এতে মনে হচ্ছে যে আমার বাজেট পরিকল্পনাটা কিন্তু আসলেও সুন্দর হবে। যেটা আমার হাসব্যান্ড আ প্রত্যেক মাসের টাকা দিয়ে দেয়, সেই প্রত্যেক মাসের টাকা দিয়ে কিন্তু আমি টোটাল বাজার করে ফেলতে পারব। তো যাই হোক আ আপনার সাথে কথা বলে কিন্তু আমার খুবই ভালো লাগলো এবং সেই সাস সেই সাথে বাজেট আ পরিকল্পনার যে পরামর্শগুলো দিলেন এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে, আপনি ভালো থাকবেন।
জি। হুম। হ্যাঁ। জি নিশ্চয়ই। আচ্ছা। জী আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আশা করছি এই যে সমস্যা, সেইখান থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে আসতে পারবেন। ভালো থাকবেন।